সেটাই। তো এটা এ এই এই অর্থের জন্য যেই অসামঞ্জস্যতা আমার মনে হয় এটা আসলে আমাদের আ প্রতিষ্ঠানগুলাতে আরও দিন, দিন, বেড়ে যাচ্ছে। আমার কাছে কেন যেন মনে হয় ম্যা কিছু, কিছু, শিক্ষক আছেন যারা আসলে এই আন আ যাদের অর্থনৈতিক অবস্থাটা ভালো তাদের প্রতি মানে কিছুটা আ বেশি তাদেরকে আগ্রহী থাকে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো এবং যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল তাদের, তাদের, প্রতি কেমন যেন একটা অনীহা থাকে তাদের। আমা আমা আমার কাছে মনে হয়েছে কিছু, কিছু, শিক্ষকের ক্ষেত্রে সবাই না অবশ্যই। অ তো এই ধরনের এক ধরণের একটা বৈষম্যের মতো আমা আমার কাছে আসলে আমি দেখতে পেয়েছি। আপনার কি মনে হয়?
হু, হু। জ্বী। হু, হু। হু, হু। জ্বী। জ্বী একদম।

নজর দিচ্ছে না। হ্যাঁ। একদমই ঠিক বলেছেন। তো আ আমার মনে হয় এই, এই ব্যাপারগুলার দিকে আ সরকারের আরেকটু গুওম আরেকটু দৃষ্টি দেওয়া উচিত। আ সরকার আসলে শিক্ষার যেই সুযোগটা সুযোগটা সবার জন্য আসলে শিক্ষার ব্যাপারটা আম আ অনেক কান্ট্রিতে কিন্তু আছে অনেক দেশে যেগুলা যে সমস্ত দেশের শিক্ষার ব্যবস্থা ব্যবস্থাটা আসলে আ নাগরিকদের কাছ থেকে যে আ আপনার ভ্যাট বা ট্যাক্স যেগুলো নেয়া হয় তার মাধ্যমে ওইটা ওইট ওইখান থেকেই আসলে শিক্ষাটা ফ্রি করে দেয়া হয়। তো আমাদের দেশে হয়তো ওইটা এক একবারে সম্ভব না। তবে ওই ধরনের চেষ্টার দিকে আসলে আমাদের যাওয়া উচিত বলে আমার মনে হয়।
হুম। আসলেই। জ্বী, আপনি একদম সুন্দর বলেছেন আসলে চেষ্টা না করলে কিন্তু কোনো কিছুই সম্ভব না আপনি যেটা বললেন যে "বিভিন্ন দেশে যে আপনার ট্যাক্স বা ভ্যাট থেকে এই বিষয়গুলো কেটে নেওয়া হয় এবং আ অনেক কিছুই ফ্রি করে দেওয়া হয়।" তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে চেষ্টা করলে কিন্তু আমাদের দেশেও সম্ভব কিন্তু আমরা সেই চেষ্টাটা করছি না আর এখন
সম্ভব না। <smacks lips> আসলে, আসলে অনেক কিছুতে কিন্তু, সরকার কিন্তু অনেক কিছুতে ভর্তুকি দিয়ে থাকে। আমার মনে হয় শিক্ষাকে সবচেয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। এবং এই এই খাতে সবচাইতে বেশি ভর্তুকি দেওয়া উচিত। কারণ একটা জাতি যদি সঠিক জ্ঞান জ্ঞানে আ শিক্ষিত হয় সঠিক আম আ আ জ্ঞান অর্জন করতে পারে। আমার মনে হয় সেই জাতি তত বেশি উম এগোতে পারবে এবং তত তাড়াতাড়ি এগোতে পারবে।
হুম, হুম। হুম, হুম। জ্বী, একদম ঠিক বলেছেন যার কারণে কিন্তু আমরা অনেক জায়গায় লক্ষ্য করবো যে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে শিক্ষার যে গুণগত মানটা এটা কিন্তু সমানভাবে তুলে ধরাও হচ্ছে না। যেমন বিভিন্ন শ্রেণির মানুষের জন্য স যেভাবে বলছিলাম আরকি। আ সমাজে কিন্তু বিভিন্ন ধরণের বিভিন্ন শ্রেণির মানুষ বসবাস করে আর সবার কিন্তু অর্ত আর্থিক যে অবস্থা সেটা কিন্তু স্বচ্ছ হয় না। বা একদম সুনজদ সুন্দর হয় না। তো সেক্ষেত্রে মনে করি যে এই যে শিক্ষার গুণগত মানটা যদি সবার জন্যই সমান করে তুলে ধরা হয় তাহলে আমি মনে করবো যে আমাদের সমাজ বা রাষ্ট্রের জন্য খুবই মানে ভালো একটা দিক বয়ে আনবে একটা সময় গিয়ে। আপনি কি মনে করেন?
জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা এ এক না। জ্বী। ভালো একটা হ্যাঁ অবশ্যই। একদমই ঠিক বলেছেন। আমিও একই আমিও এক আপনার সাথে একমত। যদি গুণগত মানটা যদি বৃদ্ধি করা যেত তাহলে হয়তো এখন গুণগত মান বৃদ্ধি কিভাবে আসলে করা যায়। আ ওই যে যেটা বললাম যে "শিক্ষকদেরকে শিক্ষকদেরকে বোঝানো যে আসলে এই জায়গায় যারা শিখতে আসছে তাদের আসলে অর্থনৈতিক অবস্থানে তারা প্রত্যেকেই ছাত্র শুধুমাত্র। দুইজনই সমান।" এই ধরনের ব্যাপারটা যদি শিক্ষককে বোঝানো যায় তাহলে হয়তো শিক্ষকের যে দৃষ্টিভঙ্গি সেটা পাল্টাবে। শিক্ষক ২ জন ছাত্রকে একইভাবে মূল্যায়ন করবে। আ এবং আরেকটা হচ্ছে হলো যদি আম ছাত্রদের যে ছাড় দেওয়া বা আম আম আপনার বেতন ফ্রি করে দেওয়ার যে ব্যাপারটা বললাম ওটা যদি গোপন রাখা হয় তাহলে ছাত্রদের মাঝখানে যে একটা ভেদাভেদ সেই ভেদাভেদ সৃষ্টি হবে না।
হুম, হুম। হুম। হুম, হুম। অবশ্যই। অবশ্যই। হুম, হুম। অবশ্যই। একদম।
আম আর আ আর আপনি কি মনে করেন আর কী, কী করা যেতে পারে?